আমার কাছে একটা জিনিস খুব বিরক্তিকর মনে হয়। সেটা হচ্ছে রুটি বানানো। আমার ওই ফুল টাই খুব বিরক্তিকর মনে হয়। আমি সচরাচর আমি কখনো রুটি বানাই হ্যাঁ, আ কারণ আমার ওই ফুল যে, আটা দিয়ে আ ইয়ে করা তারপরে মাখানো, তারপরে আবার রুটি বানানো। এইটা আমার
জি, জি। হুম, হুম, হুম। আচ্ছা। জি, জি। এটা আপনার কাছে বিরক্তি লাগে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ অনেকে আবার দেখা যায় রুটি আ ডোলতে গিয়ে মানচিত্রের মতো বানায়। মানে গোল রুটি হয় না এটা ব্যাকা-চ্যাকা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা তো আপনি কি এটা মানে এ্যা মানে বিরক্তির কারণে আর শিখেনি না? নাকি মানে শেখার ট্রাই করতেছেন?
হ্যাঁ, আমারও ওরকমই অব <chuckles> না, না সেখানে একদম ট্রাই করছি না আমার খুব বিরক্তি লাগে এটা করতে। আমি দেখে যায় যে, আ মানে আ
ও। শ্বশুরবাড়িতে কেউ যদি আপনাকে বলে যে, আমরা রুটি খাবো বউমার হাতে তখন কি করবেন?
<chuckles> আমি তো ঠিক করে নিয়েছি যে, আমি হচ্ছে যে, ওই যে, বড় গোল বাটি যেগুলো ওটা দিয়ে কেটে, কেটে গোল করে নেব। সমস্যা নেই।
না, এজন্য তো ডলতে হবে, তাই না? <chuckles> আপনি তো বললেন যে আটা আপ
ওইটা করতে হবে। আ বিভিন্ন কিছু বানাতে মানে কোনো ভাজাভুজি যখন বানাই তখন কিন্তু আবার অনেক সময় ওই ডো টা করতে হয়। তো ওই ডো পর্যন্ত গেলেও যেতে পারি। যেহেতু আমি ভাজাভুজি প্রায়ই বানাই। আ ডো পর্যন্ত গেলেও যাওয়া হয় কিন্তু রুটি আর বানাই বানাই না কখনো।
হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। না এখন অবশ্য রুটি বানানোর হয়তোবা বিভিন্ন মেশিন পাওয়া যায় যেখানে আসলে দেখায় যে, খুব সুন্দর গোল রুটি হয়ে যায়। <chuckles> আমি জানি না আসলে যে কেমনটা কার্যকরী আমি
না, না হ হয় বেশ কার্যকর হয়। আমিও বানিয়েছি ওভাবে। ও ঐটা আমাদের বাসায় বানানো হয় তো যে, হাতে বানানো রুটিটা যদি পাশাপাশি খাওয়া হয় মানে হাতে বানানো রুটিটা খুব সফট হয়। ওটা সফট হয় না।
আচ্ছা। হু, হুম, হুম, হুম। জি, জি, জি। তো আপনি আসলে বললেন যে, আপনার প্রিয় খাবারের ব্যাপারে। তো একটু আপনার অ্যা একটু নেগেটিভ ভাবে যদি জিজ্ঞেস করি যে, আপনার সবচেয়ে অপছন্দের খাবার কোনটি? <chuckles>

এবং ফুল প্রসেসিং টাই ভাল লাগে। অনেক সময় দেখা যায় যে, সেটা একদম মন-টন খারাপ। একদম আমার নিজের, আমি একা। একাই খাবো। আ একাই বানাচ্ছি এবং নিজের জন্য খুব স্পেশাল করে বানাচ্ছি আ বা একটু মসলা-টসলা এড করছি। আ এই পুরো প্রসেসিং টাই কিন্তু আমার খুব ভালো লাগে।
হুম। উ জ্বী, জ্বী। হুম, হুম। সুন্দর কথা বলছেন। খুবই সুন্দর কথা বলেছেন। আ বিশেষ করে, আপনি বললেন যে, আসলে এ এই চা খেলে আপনার যে, একটা মানে আ খুবই ভালো লাগছে, হ্যাঁ, খুবই সুন্দর কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে, আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে, এই যে, যখন আপনি কোনো একটা ব্যাপারে খাবার খান, তো কোনো একটা স্মৃতি যদি বলতেন যে, আপনার মানে রান্না, হ্যাঁ? অনেক সময় হয় না যে, বিভিন্ন দোকানে পছন্দ যে, আমার এই জায়গায় আমার মন খারাপ থাকলে অমুক একটা রেস্টুরেন্ট এ গিয়ে আমি বসে থাকি। বা দেখা যায় যে, অনেক জায়গা থাকে। হ্যাঁ, বা অমুকের হাতে রান্না খেলে আমার মন ভালো হয়ে যায়। তো এই ব্যাপারগুলো মানে, আপনার সাথে কোনো কিছু সম্পৃক্ততা আছে কিনা?
হ্যাঁ। ইয়ে জ্বী, জ্বী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হ্যাঁ, আমার আসলে মন-টন খারাপ থাকলে, অবভিয়াসলি বাসার মানুষের রান্না, মায়ের রান্না তো, ভালো লাগেই। তবে মন-টন খারাপ থাকলে, তখন মনে হয় যে, খাওয়ার সাথে, সাথে যদি একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে হয়তো ভালো লাগবে। সেরকম আমাদের এখানে একটা উম জায়গা আছে। ওই জায়গাটার নাম হচ্ছে, আড্ডাখানা। তো, ওখানের অ্যাম্বিয়েন্স টাই হ্যাঁ, হ্যাঁ, ওখানে অ্যাম্বিয়েন্স টাই এত ভালো এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে, গান আমার খুব পছন্দ এবং ওদের গানের কালেকশন এত ভালো। ওরা প্রত্যেকটা গানই এত আ মানে কানে এত আরাম দেয়, এত ভাল লাগে শুনতে। তো দেখা
জ্বী, জ্বী। হুম, হুম। আচ্ছা। আ আড্ডাখানা, নামই আড্ডাখানা। আচ্ছা। হুম, হুম। ও, অর্থাৎ যেহেতু ওইটা আড্ডাখানা এবং ওইখানে অনেকে গিয়ে আড্ডা দেয়, সেক্ষেত্রে আসলে সে গানের আর কি আ কালেকশন গুলো খুবই সুন্দর গরেছে। যাতে সবাই গিয়ে পছন্দ করে। তাই না? <chuckles> সুন্দর কথা বলেছেন।
হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওখানকার পিজ্জা, আ ওখানকার সুপ, ওখানকার আ নাচোস এগুলো কিন্তু প্রায়ই খাওয়া হয় এবং আমার কাছে তো, বেশ ভালো লাগে। ওখানকার কফি টাও খুব টেস্টি। এবং আমি একা যেয়েও খাই। আমার কাছে, ভালোই লাগে।
হুম, হুম। আচ্ছা।